হুম, হুম, হুম, ওইটা আসলে এখন আ অনেক আ ইজি হয়ে ইজি হয়ে গেছে ওইটার কারণে অনেক আ ইজি করে দিয়েছ দিয়েছে যারা ব্যাচেলর যারা রান্না করতে জানে না ওদের জন্য আসলে এখানে পরিমাণ সবকিছু পরিমাণ এবং কোন জিনিস কে, কতটুকু লাগবে? কতটুক দিতে হবে? কীভাবে রান্না করতে হবে? এটা আসলে এখানে দেওয়ালে দেওয়া আছে।
জি। <chuckles> বুঝতে পারছি। জি। আ মানে আরকি সম্পূর্ণ প্রসেস টাই আরকি ওখানে লেখা আছে আরকি। তো ওইটা ওইটা অনুসরণ করলে আপনার একটা রান্না তৈরি হয়ে যায় অনেকটা লাচ্ছা সেমআইয়ের মত যে আ গরম দুধ ঢেলে দিবেন আর রান্না হয়ে গেল, অনেকটা এমন বিষয়।
লেখা আছে, হ্যাঁ। হ্যাঁ রান্নার তৈরী হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, আর আসলে এটা আ আমাদের জন্য আসলে এটা অনেক হেল্প করে যারা আম-নাম পুরুষ মানুষ বা ব্যাচেলর যারা আ আছে আমাদের জন্য অনেক সুবিধার হুম।
জ্বী। ঠিক। হ্যাঁ। <chuckles> একদম ভাই একদম। আমি আপনার কথার সাথে সম্পর্কটা একমত। কারণ রান্না করার মতো আসলে কঠিন কাজ বলে নাই বলে আম মনে হয় না। যদিও রান্না করা অনেক সহজ কাজ। আ ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে যে এটা কঠিন নাকি সহজ?
হুম। জ্বী। হু, জী। উম জ্বী, জ্বী, জ্বী। আসলে আমরা করি না দেখে আমাদের কাছে য রান্না করাটা অনেকটা কষ্টের বা কঠিন।
জী। <chuckles> অ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি আবার আপনার মাঝেমধ্যে আমার ফ্রেন্ডের থেকেও কিন্তু আসলে রেসিপি নেই। যেমন আ কিভাবে খাসির মাংস রান্না করতে হয়। আ দোস্ত তুই কিভাবে রান্না করিস বলতো? আমি আসলে তোর মত করে আজকে রান্না করে দেখি, তোর খাবার খেতে মনে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমি মাঝেমধ্যে আরকি ঘটে আমার।
জ্বী, জ্বী। জ্বি। জ্বী জ্বী, জ্বী, জ্বী। জ্বি, জ্বি, জ্বি। আসলে আমি আ রেস্টুরেন্টে কাজ আ করেছি অনেক সময়, তো রেস্টুরেন্টে আমার ফ্রেন্ডরা, কলিগরা রান্না করত। ওদের কাছ থেকে দেখে, দেখে নিজে মানে একটা একটা আন idea করে আন্দাজ করে মানে এ করতে, করতে মোটামুটি এইতো টুকটাক রান্না করতে পারি। তো রান্না শেখা আসলে শেখার পরে আমার আ এখন মানে রান্না করে খেতে কোন সমস্যা হয় না। ১ম, ১ম যেটা একটু কষ্ট হইত যে কীভাবে রান্না করবো, কিভাবে খাবো? এটা ওই সময়টা অনেক সময় কি করছি এ রেস্টুরেন্টে খাওয়া লাগছে।
হ্যাঁ। হু, হু। জ্বী। <chuckles> জি। বুঝতে পারছি। <chuckles> হ্যাঁ। জ্বী। উ বুঝতে পারছি। <chuckles> আচ্ছা। আচ্ছা আপনার কি আসলে আ পরিবার বা মানে যে আব্বু-আম্মুর সাথে রান্না কর রান্না শিখছেন মানে আব্বু-আম্মু রান্না করছে সেটা দেখে আপনি রান্না করছেন বা শিখছেন?
হুম, জ্বী।

<chuckles> হ্যাঁ, না আমার এখানে ঘটনা ছিল কি আমি আপনার আ মসলা হিসেবে আরকি ঐ যে ঝালের মরিচের গুড়াটা ব্যবহার করতাম। তো এইজন্য আমার রান্নাটা আরকি লাল হতো না। তো এখানে আসলে বেঁটে দেওয়ার কারণে আরকি লাল হয় কিন্তু।
আচ্ছা। উম জ্বী। আ জ্বি, জ্বি, জ্বি। আসলে এখন তো বে উম বেটে মসলা ইউস করা হয় না তেমন একটা। একসময় তো দেখতাম যে আম আম্মুরা এবং আ সবাই আরকি ওরা ্মাম নে বাটা মসলা ইউস কর ইউস করত। তো ঐ সময় তো আসলে প্যাকেটের মসলা পাওয়া যেত না। এখন তো সহজলভ্যতা
উম জ্বী। হ্যাঁ। হ্যাঁ। একদম। আ হ্যাঁ। জ্বী। উম জ্বী। আ কিন্তু ভাই আসলে বাটা মসলার কিন্তু স্বাদ কিন্তু ভাই অতুলনীয় ভাই। একটা একটা প্রাকৃতিক যে স্বাদ আছে বা গন্ধ আছে সেটাও কিন্তু আপনি বাটা মসলায় পাবেন। কিন্তু আসলে আপনার এই যে আপনার কনডেন্সার যে মসলাগুলো পাওয়া যায় এখন রেডিমেড। এগুলোতে আসলে ওই জিনিসটা আমি কি কেন জানি যে পাই না খুঁজে বা ভালোও লাগে না আমার খেতে এখনকার এখনকার আসলে রান্নাগুলো কেমন জ্বী।
উম জি। জি, জী, জী, জী। উম জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আসলে মশলা গুলোতে হ্যাঁ, মশলাগুলো তো এখন তো আসলে ওই আগের মতো না। এখন তো সব হাইব্রিড এবং মশলাতে আসলে ওরা কেমিক্যাল ইউস করে। যার কারণে আগের সেই স্বাদ এখন আর নাই।
<chuckles> জি। <chuckles> একদম। আর আরো যদি ব্যাপার বলেন তাহলে আমি বলব যে ভাই আপনার এখনকার মসলাগুলো আ যে রান্না করা হলে ওইটার স্বাদ কেমন জানি আপনার শুধুমাত্র ঝাল, লবণ আর নোনতাতে কি বলে টকের মধ্যেই আরকি সীমাবদ্ধ। কিন্তু আপনার আগে বা বাটা মসলা বাসায় যেভাবে রান্না করা হতো, ওই ওই রান্নাটাতে কিন্তু আপনার আ যে আপনি মসলা দিয়ে রান্না করছেন ওই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারতেন যে আপনি একটা মুরগি খাচ্ছেন। মুরগির যে আলাদা রকমের একটা স্বাদ এটা কিন্তু আপনার খুব ভালোভাবে বোঝা যেত। বা কোন একটা সবজি খাচ্ছেন। এ ওটার যে আলাদা স্বাদ আছে একটা। এটা কিন্তু আসলে খুব ভালোভাবে আরকি আ বোঝা যেত।
জ্বী, জ্বী, জ্বী। জ্বী। জ্বী। জী। জি, জি। জ্বী, জ্বী। আচ্ছা জি, দেশীয় স্বাদ। জ্বী, জ্বী। ওইটা হচ্ছে আসলে দেশীয় স্বাদ। দেশীয় স্বাদের কোন তুলনা হয় না। এটা তো অতুলনীয়। এটা তো মায়ের হাতের রান্নার মতই।
আমার কাছে কিন্তু এটা মনে হয়। জি। <chuckles>